হুম, হুম। আ এ যদি কেউ হারমোনিয়াম বাজাতে পারে, হারমোনিয়াম হচ্ছে এমন একটি যন্ত্র আ যেটা মধ্যে সুরগুলো বেঁধে দেওয়া থাকে। আর কিছু, কিছু যন্ত্র আছে যেগুলোর মধ্যে সুর বেঁধে দেওয়া থাকে না, যেমন দোতারা। এটার মধ্যে সুর বেঁধে দেওয়া থাকে না। তো হারমোনিয়াম একদিক দিয়ে সহজ, আ অন্যদিক দিয়ে এই হারমোনিয়াম যে ১ বার প্লে করতে পারে, সে অনেক কিছুই প্লে করতে পারবে। যেমন ধরেন আ কে কেসিও টাইপের যেট যেগ যেগুলো আপনার থাকে, ওই একই জিনিস আ যেটাকে কিবোর্ড বলি আমরা, একই জিনিস। একটু সেখানে হয়তো আলাদা আধুনিকতার ছোঁয়া কিবোর্ড জ্বি, ঠিক তাই। এবং যদি আপনি বলেন যে, "আমি ইয়ে শিখবো" কি বলে? "গিটার শিখব।" একইভাবে গিটারের মধ্যেও কিন্তু এই সারগামগুলো তুলে দেওয়া আছে। শুধুমাত্র আপনাকে যদি হারমোনিয়ামের বিষয়টা আপনি জানেন, তাহলে গিটার শেখাও আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে সহজ হয়ে যাবে। এখানে শুধু বেঁধে দেওয়া থাকে, ওখানে ফিঙ্গারিং করে একই জিনিস নিয়ে আসতে হয়।
হুম, হুম। হুম, হুম, হুম। কিবোর্ড, আচ্ছা। হু, হু। তুলে দেওয়া থাকে। ও! আচ্ছা। ইয়ে করে, করে করতে হয়, হ্যা। এটা কিন্তু বেশ সুন্দর একটা হচ্ছে কথা বলছেন। আর এমনি হচ্ছে যে, আপনার কাছে কি মনে হয় আসলে, বাঁশি জিনিসটা কিরকম? মানে বাঁশি জিনিসটা আসলে বাজানো কতটা ডিফিকাল্ট বা কতটা ইজি?
জ্বি, ঠিক তাই। আ সবসময় একটা জিনিস আমি উব দেখেছি আমার শিক্ষা জীবনে যে এই, এই জিনিসটা শিখতে গিয়ে আমি যেটা বুঝেছি হ্যা, হ্যা <chuckles>
আর যেহেতু আপনি হারমোনিয়াম বাজান, সেই আ সাথে অনেকেই হয়তো বাঁশিও তো হয়তো বাজায় একসাথে।
না, না নিশ্চয়ই, আপনার প্রশ্নটি একেবারেই প্রাসঙ্গিক। আ বাঁশির মধ্যেও সপ্ত সুর বলা হয়। আ এ এই সপ্ত সুরের মধ্যে, বাঁশির মধ্যেও একইভাবে দেয়া আছে। আর এখানে শুধুমাত্র আমি বলতেছিলাম যে পরিবর্তনটা হচ্ছে, কৌশলগুলো আলাদা, আলাদা। ওই একই রকম সারগাম যেটাকে বলি স অয় পা আমাদের বাদ্যযন্ত্রের ক্ষেত্রে, হারমোনিয়ামের ক্ষেত্রে, ঐ একই সারগামই আছে বাঁশির মধ্যে। কিন্তু সেটা এ ফু দিয়ে অর্থাৎ বাতাসটাকে আপনার ফ্লো করে, আঙ্গুলগুলো ফিঙ্গারিং করে করতে হয়। তবে বিষয়টা একাই, সুর তোলার বিষয়টা একাই, একই।
হুম। বাতাসের মাদ্ধ এক্সাক্টলি, এক্সাক্টলি। হ্যা, হ্যা, হ্যা। এমনে আপনার কাছে কি মনে হয় না? যে, আসলে হচ্ছে যে আ বাতাস কন্ট্রোল করার থেকে, হাত কন্ট্রোল করাটা একটু বেশি ডিফিকাল্ট? মানে, মানে, মা হ্যা, হ্যা।
না, আমার কাছে মনে হয় উল্টোটা। এ দেখুন সা হারমোনিয়াম যেটা আমি প্লে করার পরে, যখন আমি বাজাতে পারলাম এবং সেটার মধ্যে সুর আনতে পারলাম, তখন আমার মনে হলো যে, হারমোনিয়ামের অনেক কয়েকটা সুবিধার মধ্যে হচ্ছে, এর বাতাসটা আঙ্গুল দিয়ে টানতে হয় যেটা খুব ইজিলি, স্মুথলি করা যায়। এবং ফিঙ্গারিং গুলো আরেক হাত দিয়ে করা হয়, সুরগুলো বাঁধা থাকে। বাঁশির মধ্যে যেটা হয়, আপনাকে ফু দিয়ে বাঁশির টোনের কমবেশি করতে হবে এবং আঙ্গুলের মধ্যে সেটাকে আবার নিয়ে আসতে হবে। তো যদিও বিষয়টা একই, কিন্তু বাদ্য-বাজনার ক্ষেত্রে বাঁশি, আ কোনো ক্ষেত্রে ইছ আমার কাছে মনে হয় যে, হারমোনিয়ামের চেয়েও একটু জটিল প্রক্রিয়া।
হুম, হুম।